আমি না কয়দিন ধরে একটা জিনিস নিয়ে খুবই আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আসছি আরকি। মানে এটা আসলে কাউকে যে বলব, কীভাবে যে বলব সেটা আসলে বুঝতে পারি না। আসলে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে আসছিলাম। এইযে আশেপাশে এত অপ্রয়োজনীয় সমালোচনা হয়। সেক্ষেত্রে দেখলাম হচ্ছে আমার ক্ষেত্রেও হয়ে যাচ্ছে সমালোচনা হচ্ছে যখন আমি আসলে কোনো জায়গায় কাজ করতে যাচ্ছি। দেখলাম আশেপাশে যখন একটু সারাউন্ডিং এর দিকে তাকাই। দেখি আমাকে নিয়েও অনেক সময় সমালোচনা হয়। এক্ষেত্রে আসলে অনেক সময় কি হয় নিজেকে একটু যা সংযম করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা আসলে কেমন জানি না আপনার সামনে দেখেন কেউ বসে আছেন এবং সে আপনাকে নিয়ে সমালোচনা করছে। এটা আপনার শুনতেও তেমন একটা খারাপ লাগে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশন এর মধ্যে আছি। জানি যে আসলে এ সম আসলে সমালোচনাটা তো চলতে থাকবে। এটা তো আসলে আমি বলে কয়ে তো কাউকে আসলে সেটা বন্ধ করতে পারব না। কিন্তু এই পরিস্থিতিতে আসলে এই যে অপ্রয়োজনীয় সমালোচনাটা, এটা আসলে কিভাবে আমি বেরিয়ে আসতে পারি যাতে আমার আত্মসম্মান যেটা আছে সেটা অন্তত ঠিক থাকে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম।
আচ্ছা। একদম। একদম। অবশ্যই এবং আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি আশাহত হবেন না। আসলে সমালোচনা হচ্ছে এটাকে যদি আপনি নেতিবাচক না দেখে ইতিবাচকভাবে দেখেন। তাহলে কিন্তু আপনার চিন্তাধারাটা একটু বদলাতে পারে। কারণ নিশ্চয়ই আপনি কিছু একটা করেছেন যেটা মানুষের চোখে পড়েছে। তার কারণেই সমালোচনার মুখে পড়েছেন কিন্তু। তো একটু ইতিবাচক করে দেখলে বিষয়টা কিন্তু আপনার কাছে একটু অন্যরকম লাগবে। কিন্তু আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে, এই যে সমালোচনার ক্ষেত্রে মানে, মূলত এটা কোথা থেকে বেশি হয়ে থাকে? এটা কি বন্ধু, সহকর্মী বা পরিবারের থেকে আসলে এটা যদি আমাকে একটু বিস্তারিতভাবে বলতেন? আমি অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারতাম।
হুম। আচ্ছা। হুম। রাইট। বুঝতে পারলাম। আচ্ছা। হুম। এক্ষেত্রে আমার সমালোচনাটা আসলে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে। সেটা আমার বন্ধুমহলেও হচ্ছে বা সেটা আমার পরিবারের ক্ষেত্রেও হচ্ছে আর আমার সেটা অফিস কলিগ বা কথা বললে শেখানো হচ্ছে। এখন ধরেন প্রত্যেকটা মানুষের চিন্তাধারা কিন্তু এক হয় না। আমি যে চিন্তাধারায় চলাফেরা করি সেটা হয়তো আমার পরিবারের সাথে নাও মিলতে পারে। কিংবা সেটা আমার বন্ধুমহলেও নাও মিলতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের তো পয়েন্ট ওফ ভিউ তো ডিফারেন্টস থাকতেই পারে। থাকতে পারে নয় কি? তাহলে সেখানে যখন সমালোচনাটা হয় তখন আসলে খুবই খারাপ লাগে। হয়তো অনেকে হয়েছে ধরেন যে মুখের উপর কথা বলতে পারে না। হয়তো এই জিনিসটা ভুল হচ্ছে। অনেকে আসলে কি করে, ওই ভুল হচ্ছে কথাটা বলে দিতে পারে না। তারা আসলে আত্মসংযমটা করে ফেলে। কিন্তু আমার ক্ষেত্রে না এই জিনিসটা কিন্তু হয় না। জিনিসটা যখন ভুলই হচ্ছে আমি ওই মানুষটা ভুল করলে তাকে তো অবশ্যই আমি বলব যে ভুল হচ্ছে তুমি এই জায়গাটা থেকে আস্তে, আস্তে, করে শুধরানো। আমি একটা ওয়ে দেখিয়ে দিতে পারি। এখন হ্যাঁ, এই জিনিসটা দেখাতে গিয়ে যদি এখন সবাই যদি ওই জায়গাটা থেকে বলা হয়, মানুষ মনে করে এতো ইঁচড়ে পাকা টাইপের কথাবার্তা বলে। মানুষকে সম্মান দিয়ে কথা বলছে না। কিন্তু আমি আসলে সম্মান দিয়ে কথা বলি কিন্তু জিনিসটা কেনো যেন একটু এলোমেলো হয়ে যায়। মানুষটা অনেকটা সময় সমালোচনাও করে ফেলে সেটা আসলে খুবই দুঃখজনক। বিশেষ করে যখন সেটা বন্ধুমহলও হচ্ছে। আর অফিসের কলিগের ব্যাপারটা যদি বলে থাকি আসলে কি হয়? এইযে যে যখন কাজ করছি, কাজ করার পরে এখন ধরেন অনেকে হয়তো ধরেন যে একটানা কাজ করতে পারে আর আমি একটানা কাজ করতে পারি না। একটু ব্রেক-প্রেক দিয়ে কাজ করতে পারি। তো যার পরিপ্রেক্ষিতে আসলে এখন অনেক সময় মনে করে যে হয়তো সেই মানুষটা কাজের ফাঁকি দিয়েছে। কিন্তু আসলে আমি দিনশেষে না আমার কাজের যতটুকু দরকার আছে ততটুকুই দিচ্ছি। কিন্তু তারা কিন্তু আর ওটা জাজমেন্ট না করে কিন্তু একটা সমালোচনা করে বা বলে না পিছু, পিছু, কথা বলাটা করে ফেলছে। এবং মাঝেমধ্যেই যখন আপনার কলিগ পিছে, পিছে, কথা বলে এবং সেটা যদি আপনি যদি শোনেন তাহলে দেখবেন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। এবং সেটা যদি পরিবারের কথা বলি এখন পরিবারে তো প্রত্যেকটা মানুষের একটা এক্সপেকটেশন থাকে। এখন ধরেন প্রত্যেকটা মানুষের যখন এক্সপেকটেশন টাও যদি ফুলফিল করতে না পারি তখনও কিন্তু একটা অপ্রয়োজনীয় সমালোচনা কিন্তু হয়েও থাকে। এখন আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে খুবই কনফিউজড আসলে কি করতে পারি? দেখেন আমার ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি হয়ে যাচ্ছি। হয়তোবা আমার কোনো জায়গায় ভুল হচ্ছে বা হয়তো তাদের হয়তো আমাকে বুঝতে ভুল হয়ে যাচ্ছে। এখন এক্ষেত্রে আমি আসলে আমার মান সম্মানটা রাখ রক্ষা করতে পারবো কিনা সেটা আমি মাঝে, মাঝে, সন্দিহান হয়ে যায় আরকি। যখনই আসলে সমালোচনাটা হয় তখন আমি চেষ্টা করি ওই জায়গাটা থেকে যতটা সম্ভব দ্রুত সরে আসার জন্য। কিন্তু এখন বুঝতে পারছি না। তো এই ব্যাপারটা নিয়ে আসলে একটু যদি আমাকে অ্যাডভাইস বা কোনো কিছু বলতেন তাহলে আমার জন্য খুবই উপকার হত।
একদম। জ্বী, জ্বী। একদম। সমাধান আরকি। আচ্ছা। জ্বী, জ্বী। একদম। জ্বি, জ্বি। একদম। অবশ্যই আপনার কণ্ঠস্বরে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং এখন আমি পুরোপুরি ব্যাপারটা বুঝেছি অ্যা যে আপনার সমস্যাটা কোথা থেকে এসেছে। তো মূলত আমি আপনাক কিছু প্রশ্ন করব। আপনার এই উত্তরের ভিত্তিতে আমি আপনাকে অবশ্যই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বিশেষ করে যখনই সমালোচনামুখি হন, তখন কি আপনি কোনো রকম প্রতিক্রিয়া বা কিছু দেখিয়ে থাকেন কি?
আচ্ছা। উম। আচ্ছা। উম। হ্যাঁ, অবশ্যই আমার একটা সমস্যা হচ্ছে কি আমি স্ট্রেইট ফরওয়ার্ট একটু কথা বলে ফেলি। এখন ধরেন কেউ একটা কথা বলল, আমি সাথে, সাথে এটা আমার যখন চোখের মধ্যে যদি সেটা পড়ে যায় যে সেটা একটা ভুল হচ্ছে, তখন আমি একটা প্রুতিবাদ করে ফেলি। তো যার পরিপ্রেক্ষিতে আসলে এই জিনিসটা একটু বেশি হয়ে থাকে এবং মনে হয় এটা একটা মনে হয় ওরা একটা খুব ভালো চোখে দেখে না আমার কেন জানি মনে হচ্ছে আরকি আজকাল।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না বিষয়টা কিন্তু অবশ্যই আপনি যেটা করেছেন আ এটা খুবই স্বাভাবিক, আপনার প্রতিক্রিয়া দেওয়াটাও খুব স্বাভাবিক কারণ হচ্ছে, দোষ না করে কেন কথা শুনবেন? তো এখানে তো একটা গেলো। আরেকটা হচ্ছে মানে এ সময়গুলাতে আপনার মানে প্রধান অনুভূতিটা কি থাকে? মানে আপনি কি রাগান্বিত হয়ে থাকেন বা দুঃখ পো আ সজ স সহ্য করে থাকেন না লজ্জা পেয়ে থাকেন? এই বিষয়টা যদি একটু বলতেন।
হুম। হুম। <sneezes> এক্ষেত্রে না আমি আসলে সবই কিন্তু ফিল হয়ে থাকে। ১ম এ আসলে খুবই কষ্ট পাই ও মাঝে, মাঝে একটু রাগ অনুভূত হয় যে, আসলে তো আমি তো করিনি, তাইলে কেনো আমার সাথে এই জিনিসটা বার, বার হতে হচ্ছে? এটা নিয়ে একটু মাঝে, মাঝে রাগ হয়। আসলে আমি এই কথাটা তো আসলে বুঝাতে চাইনি, কেনো আমাকে ভুল বুঝলে? এটা নিয়ে আমার একটু রাগ হয় এবং মাঝে, মাঝে দুঃখ জিনিসটাও কিন্তু চলে আসে আসলে তখন মনে হয় যে, আসলে আমি যদি এই জিনিসটা না বলতাম, হয়তো আজকে আমাকে এত বড় একটা আত্মপ্রয়োজনীয় সমালোচনার মধ্যে পড়তে হত না। এই কারণে তখন মাঝেমধ্যে একটা আফসোসও হয় এবং দুঃখও লাগে, আর লজ্জা জিনিসটা যদি বলে থাকেন তেমন একটা লজ্জা আমি এখনো করিনি। কিন্তু আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি দুঃখ লাগে. যেটা হচ্ছে রাগ আর দুঃখ এই ২ টাই সবচেয়ে বেশি অনুভূত হয়, হয়। এবং মাঝে মধ্যে আসলে কিছু বলতে না পেরে আসলে ওই জায়গাটা থেকে সরে আসাটা অনেকটা শ্রেয় মনে করে আরকি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, না আপনি যে সরে আসছেন, এটা কিন্তু বলতেই হচ্ছে যে আপনাকে প্রশংসা করতে হচ্ছে, কারণ আপনি কথাটা না বাড়িয়ে একটু শান্ত প্রকৃতির হয়ে যেতে চান। আর এই বিষয়ে আপনি আমি আসলে আসতে চাচ্ছিলাম যে, মূলত যখন আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটবে, আপনি একটা সীমা নির্ধারণ করবেন। যেমন হচ্ছে মানে সবসময় কখনো কোনো কথা বললো, আপনি তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করলেন। কিন্তু আপনি যেটা বলেছেন যে রাগান্বিত হয়ে যান, এটা কিন্তু হওয়া যাবে না। আপনি ঠান্ডা মস্তিষ্কে যে সময়ে আসলে তারা কহট কথাটা গ্রহণ করতে পারবে, তারা একটু ঠান্ডা মেজাজে আছে, তাদের সঙ্গে যদি একটু খোলামেলা আলাপ করেন যে, আসলেও আপনার সমস্যাটা কোথায়? এবং আপনি একটা সীমানা অতিক্রম করে দিতে পারেন তাদের জন্য যে, এই ব এর উপরে যেন আপনার পিঠ পিছে কথা বলা না হয়, অথবা বললে যেন সরাসরি বলে। এরকম একটা সীমানা করে দিলে তখন দেখা যায় যে এইযে সমালোচনা অপ্রয়োজনীয় যে বিষয়টা, এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। আর আপনার রাগান্বিত হওয়ার বিষয়ে একটা জিনিস আপনাকে বলবো, আপনি কিছু অভ্যাস তৈরি করতে পারেন। এটা হচ্ছে বি ইয়া ব্রিদিং এক্সারসাইজ থাকে, শ্বাসপ্রশ্বাসের একটা আ সং একটা ব্যায়াম। যেটা হচ্ছে কি যে আপনার শরীর যখন শ্বাসপ্রশ্বাস করবে, তখন মস্তিষ্কে একটা সিগনাল যাবে, শরীরের সাথে মস্তিষ্কের কিন্তু একটা সম্পর্ক আছে, আ শরীর যদি ভাল মতো কাজ করে, মস্তিষ্কটাও কিন্তু বেশ ঠান্ডা থাকে। তো এটার মাধ্যমে একটু আপনি বিরতি নিতে পারেন। এব তারপরে একটু মাঝে, মাঝে রিয়েলিটি চেক দিলেন নিজেকে যে, এরকম সমালোচনার মাধ্যমেও কিন্তু কিছু, কিছু মানুষ আছে যেটা আপনার আসলেই দোষ, সে দোষটাকে সে তুলে ধরছে এবং সেটাকে নেতিবাচক থেকে ইতিবাচকে আপনি পরিবর্তন করলেন, তখনও কিন্তু আপনি এখান থেকে একটা পরিত্রাণ পেতে পারেন। তো এইভাবে কি কখনো চিন্তা করে দেখেছেন কি ব্যাপারগুলা?
হ্যাঁ। আচ্ছা। ওকে। আচ্ছা। আচ্ছা। উম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হুম, হু। আচ্ছা। কি রকম? হুম। আচ্ছা। হুম, হু। বুঝতে পারলাম। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বুঝ হ্যাঁ, মাঝে-মধ্যে চিন্তা করেছি, মাঝে, মাঝে চিন্তা করুন। এই এ আরেকটা জিনিস বললেন না? এই যে এ নেতিবাচক থেকে ইতিবাচক আশা। হ্যাঁ, অনেক সময় হয়তো আমার তো দোষ থাকতে পারে। সেটা যখন সমালোচনা না করা হচ্ছে সেটা দেখতে হয়তো ইতিবাচক চলে আসে। কিন্তু এই যে একটা কথা বললেন না যে, আমি কিন্তু এটা বলেছিলাম যে "আসলে পিছনে কথা না বলে যদি আমার যদি কখনো দোষ থাকে, সেটা আমার সামনে সরাসরি বলে দিলে হয়ে যায়।" তাহলে কি হয়? আমার পিছন থেকে আসলে এই জিনিসটা যখ দেখেন ও পেছনে অন্য একটা মানুষকে বলল ঠিক আছে। সে মানুষটা যদি আমার কাছে আসে, যদি আমাকে যদি জিনিসপত্রগুলো যদি আবার যদি বলে, তখন কিন্তু না শুনতে আ অতটাও ভালো লাগে না ।যখন জিনিসটা অনেক বেশি কষ্টদায়ক এবং পীড়াদায়কও হয়ে উঠে। তো সেই প্রেক্ষিতে যদি আমি অনেকজনকে বলেছিলাম যে আসলে "তোমার যদি আমার যদি নিয়ে কোনো সমস্যা থাকে বা আমাকে নিয়ে আসলে সমালোচনা করার ইচ্ছা থাকে, সেটা অন্তত আমার সামনে এসে বলুক।" আমি আসলে বাইরের আর কোনো person কে দ্বারা যদি এটা যদি আমি শুনি, আসলে এটা আমার জন্য আরও বেশি কষ্টদায়ক হয়। এ এই জিনিসটা না আমি অনেকবার বলেছি, কিন্তু আসলে তেমন একটা আসলে লাভবান হচ্ছি না, এই যে এই জায়গাটা থেকে। কি বারবার ওই জায়গাটাতে গিয়ে আমি আসলে এই problem-টা ফেস করি। এবং আমি চাই আসলে এই জায়গাটা থেকে উঠে, একটু নিজের আত্মসম্মানটা একটু ঠিকঠাক মতো যদি থাকে, তাহলে আমার জন্যও ভালো। এখন মুশকিলটা হয় যে আত্মসম্মান রক্ষা করব কীভাবে সেটাই বোঝাটা মুশকিলের মধ্যে পড়লাম আরকি।
জী। আচ্ছা। জী। একদম। অবশ্যই। অবশ্যই। আচ্ছা। না, অবশ্যই। এইরকম যেমনটি আপনি বলেছেন যে আপনি ইঙ্গিত দিয়েছেন তাদেরকে, একটা সীমানা নির্ধারণ করার চেষ্টা করেছেন। যদি দেখেন যে তারা আসলে এরকমটা করছে না, তখন কিন্তু আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটু distance বানানো। একটু লাগলে তাদের থেকে দূরত্ব বজায় রাখা। কারণ হচ্ছে এই মানুষগুলা কিন্তু আপনার মস্তিষ্কে যে প্রভাবটা ফেলছে, আপনার দৈনন্দিন কাজেও কিন্তু প্রভাব পড়বে। তো তাদের থেকে যদি একটু দূরত্ব বজায় রাখেন, তারা কিন্তু একটা সময় সমালোচনা করা বন্ধ করে দিবে। কারণ তারা তো আপনাকে উপস্থিত পাচ্ছেই না। তো এইভাবেও কিন্তু ভেবে দেখতে পারেন। এটা কি করা যেতে পারে কি?
হু, হু। আচ্ছা। okay। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই করা যেতে পারে এটা। আমি আসলে চিন্তা করছি, আসলে এটা কর করব কি করব না। এখন আপনি যেহেতু বললেন এটা আমি আসলে অ্যা চেষ্টা করাটা উচিত। আমার নিজের জন্য হলেও চেষ্টা করা উচিত। যতটা আসলে distance টা create করা যাবে, তাহলে তো তারা আমাকে পাচ্ছে না। না পেলে তো হয়তো আমাকে নিয়ে এই যে একটা মানুষকে যখন দেখবে না তখন ওই মানুষটা নিয়ে হয়তো আর অত বেশি কথা হবে না। হয়তো সে প্রেক্ষিতে হয়তো আর সমালোচনাটাও কিন্তু করবে না, আমারও এটা মনে হচ্ছে আরকি। আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে ঠিক?
একদম। একদম। না, অবশ্যই। আপনি দেখুন বিশেষ করে আপনার মানসিক জায়গাটা ঠিক রাখতে হলে যে মানুষগুলো আপনার মঙ্গল চাচ্ছে না আপনি অবশ্যই তাদের থেকে একটু দূরত্ব রাখবেন। কারণ দিন শেষে কিন্তু তারা এই কাজগুলা বারবার করতে থাকবে এবং পরবর্তীতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে আপনাকে দেখলে একটা সমালোচনা। তো আপনি ভালো কিছু বন্ধু-বান্ধব বানাবেন, যারা আপনার ব্যাপারটাকে বুঝে, সম্মান করে। তখন হয় কি? আপনার পথ চলাতে কোন রকম বাধা আসলে তারা আসলে সমালোচনার বদলে আপনাকে সমাধান করে দিবে। তো এই বিষয়টা এভাবে চিন্তা করে দেখলে কিন্তু আপনি আ ভালোই থাকবেন।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। হু, হু। বু বুঝতে পারলাম। হ্যাঁ, আমি আসলে এভাবেই চিন্তা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে advice গুলা দেয়ার জন্য। আমি আসলে এই জায়গার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জী, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।